হ্যাঁ। তবে আমার আ মনে হচ্ছে যে হাত একদম আমি নড়া নাড়াতে পারছি না আজকে। এমন অবস্থা।
<chuckles> স্বাভাবিক। আপনি আপনার তো হাত নাড়াতে পারছেন না। আমি তো পা নাড়াতে পারিনি এবং আমার এই পা নিয়ে আমি যে ৬ তালায় কিভাবে উঠেছি, অ্যা আপনি একটা অ্যা FaceBook এ একটা মিম আছে। আপনি দেখেছেন? যে ১ ২ টা চোর আসলে জিমের বাইরে অপেক্ষা করে। এবং ওই চোরদের সামনে দিয়ে প্রতিদিন মোবাইল নিয়ে বিভিন্ন দামি, দামি জিনিস নিয়ে অ্যা মানুষ হেঁটে যায়। দেখেছেন সেই ভিডিওটা?
হ্যাঁ। <chuckles> জি। আ হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ। আচ্ছা। আ না, আমি আসলে <chuckles> FaceBook এ নাই তো এজন্য হয়তো দেখা হয় নাই। FaceBook, Instagram.
আচ্ছা তাহলে আমি বলি আপনি খুব মজা পাবেন। তো সেটা যেটা করে যে, চো চোরের যেই চেলা থাকে সে জিজ্ঞেস করে যে, "বস এই তো দামি মোবাইল এই তো expensive মোবাইল নিয়ে চলো চলে যাই।" তখন চোর আ যে ওস্তাদ চোর থাকে সে চ্যালারে বলে "ওয়েট আ অপেক্ষা কর আমরা নিয়ে যাবো।" তো অ্যা একদিন বের হয় এবং বের হওয়ার পরে জিজ্ঞেস করে, "কি ভাই আজকে আপনার লেগ ডে ছিল?" বলে "হ্যাঁ ভাই লেগ ডে ছিল।" ওর হাত থেকে সুন্দর করে মোবাইলটা নিয়ে চোর একটা দৌড় দিয়ে সামনে গিয়ে দাঁড়ায় পড়ে। এবং দেখে সে লোক আসলে খোঁড়ায়, খোঁড়ায় হাঁটছে এবং বলছে, "ভাই আমার মোবাইলটা দিয়ে যান।" সে কিন্তু দৌড়ও দিতে পারছে না। ধরতেও পারছে না। তখন অ্যা চ্যালাকে বললো, "দেখলি লেগ ডের দিন আসলে কষ্ট করতে হয় না।" তো আমার যেদিন লেগ ডে ছিল আমার অবস্থাটাও ঠিক তেমন ছিল।
অ্যা হ্যাঁ। জি। অ্যা হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ। হ্যাঁ। <chuckles> আচ্ছা। আচ্ছা। <chuckles> আচ্ছা। <chuckles> <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তো এই হল ব্যাপার। উম বুঝতে পারছি। আ
এই দিনগুলা আপনারও আসবে, যখন আসলে আপনি শরীর চর্চা করবেন, আপনি যখন পায়ের উপরে ওয়ার্কআউট করবেন, হাতের ওয়ার্কআউট করবেন।
অ্যা হ্যাঁ। আ তবে আমি ওয়ার্কআউট এর ব্যাপারটা আরকি ব্যথার অনেকটাই আরকি ঠিক হয়ে গেছিলো ঐ যে আমি অ্যা conscious থাকতে পারিনি আপনার লং মার্চ এর ভেতরে আরকি। যখন ইন্টারনেট ছিলো না, তখন কি করব? তখন ওই অ্যা জিমই করতাম। ঘরোয়া পদ্ধতি। স্কোয়াট বা পুশ এই, এগুলোই করতাম। ঘরোয়া।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আন জি। জি। আচ্ছা এই আপনি তো এখন এক্সারসাইজ করছেন বাসায়। তো আমি যদি আসলে আপনার কাছে জানতে চাই, যে শুধু শরীর কি ভালো রাখে এক্সারসাইজ নাকি হচ্ছে এর সাথে উম মনও ভালো থাকে এবং এটা আসলে উভয় পক্ষে কাজ করে।
আ হ্যাঁ। হ্যাঁ, ডপরাও থেকে। জি। <clears throat> আ <chuckles> আর শরীরের কথাটা এখনো বলতে পারব না। কারণ এই যে এখনো হাতে ব্যাথা। তবে হ্যাঁ, একটা জিনিস বললে, বল বলাই যায় যে আজকাওয়াক গতকালকের থেকে মনটা আজকে আমার ফ্রেশ, ফ্রেশই লাগতেছে।
হুম, হুম। আচ্ছা হ্যাঁ, একদমই তাই।
তো সেই দিকটা যদি বিবেচনা করে বলি তাহলে হ্যাঁ, অবশ্যই। মনও ভালো থাকে আরকি।

হ্যাঁ, একদমই তাই এবং এটা দেখবেন আপনি যখন আসলে করতে থাকবেন, তখন সেটা কিন্তু আপনার আ যেই আ মানসিক চাপ কমাতে কিন্তু সাহায্য করবে, আপনার মনোবল ধরে রাখতে সাহায্য করবে। এবং
হুম, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ আগে হতো কি? আ আমি ১ ঘণ্টা কাজ করলে মনে হত যে, আ "আমার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। আমার আর কাজ করতে ভালো লাগছে না।" বা আ মনে হত যে, "মাথা ধরে গেছে। এখন উঠে যে একটু রেস্ট নিই।" রেস্ট নিতে যেয়ে আরও ২-৩ ঘণ্টা আ নষ্ট করে ফেলি
হুম। আচ্ছা। হুম। চলে যেত আসলে।
হ্যাঁ। তো বাট আজকের আসলে এমন কোনো আ ব্যাপার আমি লক্ষ্য করি নাই। বা রেস্ট নেওয়ারও দরকার হয় নাই। এসেই কাজে বসে গেছি। আবার আপনার এখন তো আপনার সাথে গল্প করছি। তবে এর আগে আ বাড়িওয়ালা আসছিল। বাড়িওয়ালার সাথেও কিছু আ প্রয়োজনীয় কাজ সেরে ফেলছি। তো বলা যায় যে, সব দিক দিয়ে ঠিক আছে।
হু, হু। যাক। হু, হু। জি। আমি কিন্তু, আমার কথা যদি বলি। আমি কিন্তু আপনার চাইতেও খুব আলসেমি করতাম। দেখা যায় তো বসে আছি, পানি খেতে ইচ্ছা হলে আমার ছোট বোনকে বলতাম "একটু পানি এনে দে।" চার্জার টা প্লাগ ইন করতে হলে বলতাম "একটু চার্জার টা প্লাগ ইন করে দে, ফোনটা এনে দে, উম এটা করে দে, ওটা করে দে।"
হ্যাঁ। হুম, জি। হ্যাঁ। জি। <chuckles> জি। মানে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতেন। এমন অলস।
মানে আমার তো আসলে নড়াচড়া করতেই কষ্ট হত। মনে হত যে, "ইস উর উঠে কষ্ট করে করব।" কিন্তু ট্রাস্ট মি, জিম এ যাওয়ার পরে আমার মধ্যে যে একটা স্পিরিট চলে আসছে, কোনো কিছু নিজের কাজ নিজে করার এবং স্পেশালি আমার মনে হয়, আমি যদি আসলে উঠে এখান থেকে রান্নাঘরে গিয়ে পানি খেয়ে আসি, আমার একটু হলেও ক্যালোরিস বার্ন হবে। আমি এই যে পানিটা নিয়ে এসে খেলাম, আমার কিন্তু কোনো আলসেমি লাগলো না এবং বরং আমার মনে হলো যে, "ওকে চিৎকার করে ডেকে আমার কাছে নিয়ে এসে, অর্ডার দেওয়ার এত সময় চলে যাবে, তারচেয়ে আমি নিজেই চলে যাই।"
উম জি। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। <chuckles> আন জি। উম জি। <chuckles> হ্যাঁ। উম জি। <chuckles> হ্যাঁ। বা বুঝতে পারছি। তার মানে, আলাদা রকম একটা শক্তি আর শক্তি চলে আসছে যে, "আসলে এটা কোন ব্যাপার না।"
একদম। মানসিক শক্তি খুব ভালোভাবে পাওয়া যায়।
একদম। আর আত্মবিশ্বাসের ক্ষেত্রে আত্মবিশ্বাসের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে, খুবই গুরুত্বপূর্ণ। যে আপনার আ আজকে থেকে যদি, মানে গতকালকে যেহেতু করছি, আজকেও যদি কন্টিনিউ করতে পারি তাহলে; অবশ্যই করব। আ করতে পারি না। আ আজকেও কন্টিনিউ করবো। তো কালকে থেকে দেখা যাবে আরো আমার ভিতরে কনফিডেন্স চলে আসছে। এটা আমার কাছে মনে হয় হ্যাঁ।
জি, এটা কিন্তু ভালো। হুম, হুম। ঠিক। হু, হু। ঠিক তো? তাই তো চলে আসবে। এবং আপনি দেখবেন, মিলিয়ে নিবেন। এটা আপনাকে আসলে এত এনার্জেটিক করে দিবে এবং আপনার কাজের গতি অনেক বাড়িয়ে দিবে, আপনাকে আসলে চটপটে করে দিবে, আপনাকে হেলথি করে দিবে এবং দেখবেন অনেক সময়, আ অনেক মানুষের কিন্তু এই যে বিভিন্ন ছোট, ছোট রোগ কিন্তু লেগেই থাকে। এবং আমি যদি আমার কথা বলি যে হুম, হুম। আমি যদি আমার কথা বলি, আমার এরকম ছিল। একটু বাতাস লাগলে ঠান্ডা লেগে যেত, একটু হাঁটলে আমি অস্থির হয়ে যেতাম
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। উহুম। জি। আ ঠান্ডা জ্বর। বুঝতে পেরেছি। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। বুঝতে পারছি।
এখন তো, আমি অনেক অ্যাকটিভ।

আ সেক্ষেত্রে আপনি একটু রেস্ট নিতে পারেন, Warm up করতে পারেন। কিন্তু আমি বলব যে Muscle এর উপরে আসলে জোর দেওয়ার কোনো উম উম দরকার নাই আমার মনে হয়।
জি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। না, আমি আসলে একটু শুকনা শুকনা টাইপের মানুষ তো। আমার একটু ওজনও বাড়ানো লাগবে। আর ওজনটা আমি আসলে যে, কি বলে প্রোটিন বা এই টাইপ এই টাইপের কোন কিছু মানে আর্টিফিশিয়াল কিছু করতে চাচ্ছিলাম না।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। না এটাই তো ভালো আপনি আর্টিফিশিয়াল কেন করবেন? যেমন যারা হচ্ছে কমাতে চায় যেমন আমি হচ্ছি আমি একটা নির্দিষ্ট আ ওয়েটে ধরে রাখতে চাই নিজেকে। তো আমারটা হচ্ছে খাবার প্লাস মাইনাস করে ওইভাবেই আ একটু প্রতিদিন Warm up করলাম কিংবা প্রতিদিন তো আসলে দরকার মানে নিজেকে ফিট রাখার জন্য একটু Warm up, একটু এক্সারসাইজ কিন্তু আসলে যারা ওয়েট কমাতে চায় তাদের কিন্তু আসলে প্রচন্ড কষ্ট হয়, ওয়েট নিতে হয়, বিভিন্নভাবে কমাতে হয়। কিন্তু যারা আসলে Gain করতে চায় তাদের জন্য তো খুব ভালো একটা ব্যবস্থা যে তারা আনলিমিটেড খেতে পারে।
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। জি। আ হ্যাঁ। একদম। হ্যাঁ। জি। <chuckles> হ্যাঁ, মানে, হ্যাঁ, আপনি যেটা বলছেন গতকালকের পরে আবার সকালে, রাত্রে করছি তো, সকালে আমার ক্ষুধাতে পেট জ্বলে গেছে। আমি আ সচারাচর দুইটা পরোটা খাই। তো আমি গ আজকে সকালে তিনটা পরোটা খেয়ে ফেলছি।
হু, হু। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, তাই তো। আপনি এখন আপনার ট্রেইনার; আপনি কি আসলে জিমে ভর্তি হয়েছেন?
জি। আ না, আমি জিমে এখনো ভর্তি হয়নি। তবে আমি ঘরোয়া ঘরোয়াভাবে করার চেষ্টা করছি।
আচ্ছা, আচ্ছা নিজে, নিজে আসলে করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমি কি আসলে আপনাকে একটু অ্যাডভাইস দিতে পারি? মানে যেহেতু আসলে আমি জিম করছি আমি আসলে একটু জানি এ বিষয়ে।
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, এটাই এটাই আসলে আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে, আমাকে কিছু টিপস দেন। জি। হুম, হুম।
আচ্ছা। হ্যাঁ, আপনি যেটা করবেন সকালবেলা আসলে আ ছোলা ভিজিয়ে রাখবেন, খালি পেটে ছোলা খাবেন, দুধ খাবেন, ডিম খাবেন, আপনি যত মাংস খেতে চান, প্রোটিন খাবেন।
আ হ্যাঁ। না অ্যা হ্যাঁ। আ ব্যাচেলর তো। মানে ব্যাচেলর হয়ে একটু আরকি কষ্ট হয়ে যায়। আ তবে আপনি বলতে পারেন আ আমি আপনার YouTube ভিডিও দেখছি কিছু। তো কলাতে, কলা আপনার ডি ডিম আর দুধ জিনিসটা তো আসলে শহরে পাওয়া যায় না। Condenser ছাড়া। তো এটা একটা সমস্যা।
আচ্ছা। <chuckles> হুম, হুম। জি। হ্যাঁ। হুম, না, না, আপনি পেয়ে যাবেন। আপনি হচ্ছে ঐ যে মিল্ক ভিটা পাওয়া যায় হাফ লিটার করে আপনি কিনতে পাবেন, কলাটা একবারে কিনে নিয়ে এসে রুমে রেখে দিবেন। প্রতিদিন যখন ভালো লাগে একটা দুইটা করে খাবেন।
হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ।

মানে আ ভুলভাল খাবার না খেয়ে যে জাঙ্ক ফুড না খেয়ে
হ্যা, কারণ জাঙ্ক ফুড তো আসলে আমাদের শরীরের জন্য খারাপ। সেটা হচ্ছে আপনাকে হয়তো আপনি দেখছেন যে ফুলিয়ে দিয়েছে শরীরটাকে সেটা আসলে ভেতর থেকে ফাঁপা করে দেয় এবং বিভিন্ন আমি বলব যে রোগ জীবাণুর বাসা করে দেয় একেবারেই। তো আপনি যদি আসলে হেলথি কিছু খেয়ে যদি আপনি স্বাস্থ্য বাড়ান, সেটা দেখবেন টেকসই হবে এবং আপনার রোগ জীবাণুটা উ কম অ্যাটাক করবে আপনি হেলথি থাকবেন।
জ্বি। হ্যা। আহ! হ্যা। জ্বি। হ্যা। হুম। জ্বি, একদম। তাহলে আসলে এটা করাই ভালো আরকি আপনার ডিমের দিকে যাওয়া। হুম, হুম। জ্বি।
এবং এইটা দেখবেন হু, হু, এইযে আপনি জ্বি। না এটা হচ্ছে আপনি যেটা দেখবেন যে এই যে শরীর চর্চা করলে দেখবেন আমার যেটা হয় নে আমার মানসিক চাপটা কিন্তু কম থাকে, উম কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ লাগে, শরীলে আলাদা একটা এনার্জি অনুভূত হয় যেটা আসলে আগে আমার ছিল না।
হ্যা। জ্বি। হ্যা। জ্বি।
তো এই জিনিসগুলা কিন্তু আপনি বিশেষ ভাবে ফিল করবেন।
আ আ আরেকটা ব্যাপার এই যে ব্যাথার ব্যাস, ব্যাপারটা এটা আসলে কতদিন থাকবে বলে আপনার কাছে মনে হয়?
এটা ৩-৪ দিন কিংবা ৫-৭ দিনও থাকতে পারে। এটা আসলে ডিপেন্ড করে আপনার শরীরের উপরে।
আ হ্যা। আচ্ছা, না আরেকটা ব্যাপার। আ আমি আসলে যদি এই ব্যাথাটা আর কি স্য ঠিক হয়ে যাওয়ার পরে, এরপরে কি আসলে আর ব্যাথা হওয়ার সম্ভাবনা আছে?
হু, হু। আহ! মেক্সিমাম টাই আসলে হয় না কারণ একবার এটা আসলে যখন আপনি হঠাৎ করে ব্যায়াম করছেন, এটা মাসল পুল আপ হয় কিংবা আসলে মাসলস্ অনেক সময়ে জমে থাকার কারণে সেটা হচ্ছে খুলে যায় কিংবা অনেকে বলে যে ছিঁড়ে যায়। তো ঐখানে আসলে যেটা হবে নতুন মাসল গ্রো করবে, উম যেটা আপনাকে ওই যে মাসল গুলো যখন গ্রো করবে, তখন দেখবেন আপনি ফুলবে অনেকে বলে না শরীর আস্তে, আস্তে
হ্যা। জ্বি। জ্বি। জ্বি। বুঝতে পারছি। হ্যা। হ্যা। আ তারপরে যেটা আসলে আমি ওভার ব্যায়াম যদি না করি বা ওভার স স মানে যদি না করি তাহলে আরকি ব্যথা হবে না?
হু, হু।